আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আসলে প্রযুক্তির মাধ্যমে যে যেভাবে শিখতে পারছে তো সে সেইখান থেকে শিখতেই পারে। মানে তার অ্যা আমার মনে হয় একেকজনের কাজের উপর নির্ভর করে। যে মানে তার কোনটা প্রয়োজনীয় সে সেইটাই কিন্তু করতে পারছে আজকাল প্রযুক্তির কারণে। তাই না? আমাদের ভালোই তো সাহায্য করছে। আমার যেরকম ধরনের পছন্দ তো আমি কিন্তু কেই আ সেগুলোই পাচ্ছি এখান থেকে আমার অ্যা তথ্য জানার জন্যও কিন্তু আমরা খুবই ভালো পাচ্ছি আমি বলবো। এগুলো হচ্ছে অ্যা দিলেই তো সার্চ দিলেই আজকাল তো বের হয়ে যাচ্ছে বিভিন্ন রকম তথ্য। এই প্রশ্ন অতি সহজে পেয়ে যাচ্ছি আমি। নতুন, নতুন তো আছেই দক্ষতার কথা যদি বলেন, আ ভাষা শিক্ষা থেকে শুরু করে উম বিভিন্ন রকম কোর্স সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছে আজকাল, সবকিছু হাতের মুঠোয় ঘরে বসেই করা যাচ্ছে।
হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। হুম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ। হুম। হ্যাঁ, অবশ্যই।
অ্যা হ্যাঁ, একদমই ঠিক তাই। তবে প্রযুক্তির অ্যা অতিরিক্ত ব্যবহারও কিন্তু ভালো না। দেখা যাচ্ছে আমরা ভালো কিছু শিখতে যেয়ে তো অন্য কিছুর ভিতরেও জড়িয়ে যাচ্ছি সেটা বাদ দিয়ে। তাই না?
উম হ্যাঁ, অবশ্যই।
হুম আসলে ঠিক তাই বলেছেন।
অ্যা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার অনেক সময় সৃজনশীলতাকে বাধাগ্রস্ত করে। এর কারণগুলিও অনেক জটিল। আ যেমন ধরেন, প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে তোলে, তথ্য খুঁজে পাওয়া সহজ করে তোলে এবং অলসতার সুযোগ তৈরি করে দেয়। অনেক অ্যা সময় আমরা সহজ পথ দেশে নেই। প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ি। অ্যা নিজে চিন্তাভাবনা করার থেকে আমরা অ্যা বলি যে অ্যা আচ্ছা ঠিক আছে তাইলে ChatGPT দিয়ে ওইটা করাই। <chuckles>
উম উম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। একদমই সেটাই। অ্যা যে এরকম তো হয়ই। কোন কিছু দরকার যে আমি জানি হয়তো আমি ভেবে বের করতে পারবো। কিন্তু খুব সহজে আরে, এত টেনশন নেওয়ার কি দরকার আছে। একটু দিয়ে দিলাম মা হয়ে যাবে। এখনই তো বের হয়ে যাবে। কিছু না কিছু অনেক কিছু পেয়ে যাবো আমি। তো এটাই হয় কিন্তু।
হ্যাঁ, নতুন কিছু হুম। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ, নতুন কিছু তৈরি করার জন্য হ্যাঁ, নতুন কিছু তৈরি করার জন্য প্রয়োজনীয় যে প্রচেষ্টা পরিশ্রম দরকার আছে, এটা আমরা সবসময় এখন এড়িয়ে চলার চেষ্টা করি। না আবার ধরেন যে তথ্যের অতিরিক্ত ফিল্টার বা বুলেট ব্যবহার করে অনেকেই। ইন্টারনেটের অসংখ্য তথ্যের মধ্যে ডুবে যাওয়া সহজ। এই অতিরিক্ত তথ্যের মধ্যে থেকে প্রয়োজনীয় তথ্য ছাটাই করে আমাদের অনেক সময় যে শক্তি ব্যয় করতে হয়, আ এই প্রক্রিয়াটাকে আমাদের সৃজনশীল চিন্তাভাবনাকে বিঘ্নিত করে। সঠিক তথ্য নির্বাচন না করতে পারলে ভুল ধারণা গ্রহণে ঝুঁকি থাকে। যার সৃজনশীল কাজকে নেতিবাচক ভাবে প্রভাবিত করে। আবার ধরেন যে আ নকল ও অনুকরণের প্রবণতা। প্রযুক্তি অনুসর অনুকরণকে সহজ করে তুলেছে, অন্যের কাজকে সহজেই কপি করা যায়, এডিট করা যায়, প্রকাশ করা সম্ভব। এই সুযোগের ফলে অনেকেই সৃজনশীলতার পরিবর্তে অনুকরণে নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখছে। এখন আমার কিছু দরকার আমাকে ভালো লাগলো। এই ভিডিওটা কিংবা গানটা আমাকে ভালো লাগলো। এটা কিভাবে কপি করা যায়? এই কাজ থেকে কীভাবে কপি করা যায়? অ্যা সেটা অনেকাংশেই খারাপ।
হুম। হুম। উহুম। হুম। জি, জি। হুম। হুম। উহু, হু, হু। হুম। উম

হুম, আসলে ভালো কাজ করে দেবে সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু আ সেটা তো হচ্ছে আপনার সেই সৃজনশীল কাজগুলো তাদেরকে দিয়ে করাতে হবে। চিন্তাভাবনাটা তো সেই মানুষের মাথা থেকেই আসবে। তাই না? মানুষই তাদেরকে দিয়ে হয়তো করাবে অতি সহজে কিন্তু করাবে না বা করাচ্ছেও। কিন্তু সবকিছু সেই মানুষের মাথা থেকেই আসছে। কারণ এই কৃত্রিম বুদ্ধিমত্তা তো বলতে গেলে সেই মানুষের চিন্তা শক্তিগুলোকেই কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাদেরকে। তো সেইজন্যই হয়তো, কিন্তু আমাদেরও অবশ্যই আরো, আরো হবে এক্ষেত্রে। কারণ, আমরা প্রতিনিয়ত এই যে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা বলেন আ অতি সহজে সব জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশের থেকে ঘুরে আসতে পারি বলতে পারেন। সবকিছু পারি। তাই না? তো সেই ঘরে বসেই। এইজন্য মানে বিভিন্ন জায়গার কালচার বলেন, যা বলেন সেখানকার জিনিসগুলো দেখে আমরাও একটু ইনিন্সপায়ারড হয়ে যাই। তো ভবিষ্যতে হয়তো আরো ভালোই হবে সেক্ষেত্রে আমাদের। হুম।
হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হুম। হুম। <chuckles> অবশ্যই হ্যাঁ ,ঘরে বসে হ্যাঁ, ঘরে বসেই সম্ভব। হ্যাঁ। হুম।
নতুন, নতুন আইডিয়া চলে আসবে মাথার ভিতরে। হুম। যে কি করা যায়? অনেকেই তো এভাবে করছে, অনেক কিছুই নতুন, নতুন আবিষ্কার করে ফেলছে এ থেকে।
হ্যাঁ।
তো, আসলে আপনার সাথে কিন্তু এই যে প্র বিষয়ে কথা বলে ভালো লাগলো। তো, আশা করি ভবিষ্যতে আপনার সাথে আবার কথা হবে নতুন কোন বিষয়ে। তো, আপনি ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
হুম। হ্যাঁ। ধন্যবাদ। আমিও এই ক টপিক নিয়ে আগে কখনো আলোচনা করি নাই। আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। আর নতুন কিছু শিখলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম। আশা করি ভবিষ্যতে যখন কথা হবে আরো সুন্দর অনেক ভালো কথা হবে। ধন্যবাদ ভালো থাকবেন।
জী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উ, জী। জ্বী, জ্বী, জ্বী।